বেশ কিছুদিন ধরে আ আমি একটা বিষয়ে অবগত এবং লক্ষ্য করতেছি। অ্যাঁ যেটা উম হয়তোবা আমি কারো কাছে বলতে পারবো না। আ কিংবা এবং নিজের অনুভূতিটাকেও ঠিকভাবে আমি প্রকাশ করতে পারছি না। আ তো সমস্যাটা আমি বেশ আ কয়েকদিন না অনেকদিন ধরে প্রায় ২, ৩ মাস যাবৎ আ ধরেই দেখতেছি যে আ আমার যে লাইফ পার্টনার আছে, আ তার এ মধ্যে সবসময় একটা দেখি যে আবেগ কাজ করে। তো কেন কাজ করে এবং কি হইছে? এ সেটা তখন আমি তাকে জিজ্ঞেস করি কোনো না কোনোভাবে। আ তখন সে কিন্তু সেটা এড়িয়ে যায়। তো আমাকে কখনো আ স্পষ্ট করে বলে না এবং অথচ সে উম ভিতরে, ভিতরে নিজে, নিজে কষ্ট পাচ্ছে। এবং এই কষ্ট হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আ আমাদের যে একটা এ সম্পর্ক আছে, সং সম্পর্কের মধ্যে এ কোনো না কোনোভাবে দেখা যায় যে একটা আ দুর্বল জায়গা অথবা, গ্যাপ তৈরি হয়। কারণ আমি বারবার তাকে জিজ্ঞেস করতেছি যে সে সমস্যায় আছে, আ তাকে আমি বলবো। অ্যাঁ এবং শুনতে চাচ্ছি। এ সে কিন্তু কোনভাবেই সেটা বলতেছে না এবং এভয়েড করে চলতেছে। তো যেহেতু আমাদের এটা দুজনেরই একটা পার্সোনাল বিষয়। আ সেহেতু কিন্তু আমার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনতা অথবা, পরিবারের আ লোকজনের সাথে কিন্তু আমি বিষয়টা আ খোলামেলা আলাপ করতে পারতেছি না। কারণ একটা যে নিজেদের অ্যাঁ গোপন বিষয় যদি পরিবারের লোকজন অথবা বন্ধু-বান্ধবদের সঙ্গে বলি, তাহলে বিষয়টা কেমন দেখায় না? সেজন্যই আসলে কার কাছে বলবো? কি বলবো? আ ভেবে পাচ্ছিলাম না। সেজন্যই আপনার কাছে অ্যা আসা এবং জানতে চাওয়া যে আসলে আমি আ যে আমার এ সঙ্গী যে কষ্ট পাচ্ছে এবং অ্যা তার যে কষ্ট পাচ্ছে কেন? সেটা তো আমি কোনভাবেই জানতে পারতেছি না। তো তাকে আসলে যে আমি সমর্থনটা দিবো সেটা আসলে কিভাবে দিবো? এ সে বিষয়ে যদি আমাকে একটু পরামর্শ দিতেন কিংবা পেতাম খুবই ভালো লাগতো আমার।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। <smacks lips> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, জি। আসলে বুঝতে পারছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আ তো আসলে কষ্ট পাবেন না। সেক্ষেত্রে আ আপনাকে আ কিছু আ আপনি কষ্ট পাবেন না। সেক্ষেত্রে আপনি আ কিছু কথা তাকে যদি সুন্দরভাবে বুঝাতে পারেন, বলতে পারেন। হয়তোবা দেখা যাচ্ছে সেক্ষেত্রে সে আপনাকে একটু ভুলে থাকতে পারে। আবেগ মানুষেরই হয়। আসলে সেক্ষেত্রে আবেগ যে সবসময় থাকবে, তাও না। <smacks lips> আপনি আ আ আপনাকে একটা জিনিস বলবো আ সে কি এখন আপনার সাথে কথা বলতে চাচ্ছে?
জি। হুম। আচ্ছা। আ সে কথা তো স্বাভাবিকভাবেই আমার সঙ্গে আ বলে। অথচ দেখা যাচ্ছে যে আ আ বলার চেষ্টাও করে, কিন্তু আসলে যে আ মানে সবসময় তো সব বিষয়ে এ জানতে চাওয়া যেহেতু আমাদের একটা পার্সোনাল লাইফ আছে আমরা সেই লাইফ অনুযায়ী টাইম স্পেন্ড করি। অ্যাঁ কাজে-কামে বাইরে থাকতে হয়। আমার সঙ্গী তো বাসায় সবসময় একাই থাকে। এখন তো অ এই যে আমি আ সময় আ যেটুকু সময় পাই, সে সময়ের মধ্যে তাকে যে আ জিজ্ঞেস করবো, আবার করব, করব করতে, করতে অনেক সময় হয়ে ওঠে না। আবার যখন তাকে জিজ্ঞেস করি, সে, সে বিষয়গুলো এড়িয়ে যায়। এ এটাই একটা সমস্যা, আর কি।
জি, জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, জি, বুঝতে পারছি। আ আসলে হয়েছে কি আ যেহেতু সে কোনো কিছুই আপনাকে বলতে চাচ্ছে না, এখন আ আবেগী এ একটা মন খারাপ করে মানসিকতা একটা আ সেও একটু খারাপ পরিস্থিতির মধ্যেই আছে, বোঝা যাচ্ছে। সে হয়তো আপনাকে অনেক ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসেন। আর সেক্ষেত্রে তার সাথে আমি যেটা মনে করি, আপনি তার সাথে একটু বেশি করে সময় দেন। তার চোখে, চোখ রেখে একটু তার কথা শুনুন। আ মাঝে, মাঝে বাধা দিবেন না। আ কিন্তু একটু সময় মাঝে, মাঝে একটু ভঙ্গিমা করে বলবেন, "আমি বুঝতে পারছি।" এমন এমন একটা ভঙ্গিমা করে বলবেন যে, "আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ।" মানে এরকম একটা ভঙ্গিমা করে মাঝেমধ্যে একটু তার সাথে কথা বলবেন। মাঝেমধ্যে একটু হাসানোর কথা বলবেন, একটু আ দেখা যাচ্ছে একটু আ এদিক-সেদিক একটু ইঙ্গিত দিবেন, দিয়ে কথা বলবেন। তখন হবে কি? উম তখন তার মধ্যে একটা অন্যরকম একটা ফিল চলে আসবে। তার মধ্যে, যে আবেগী ভাব ভাবটা আছে, আসলে আবেগ মানুষ কার কাছেই করে, অ্যাঁ যখন দেখা যাচ্ছে কি তাকে ভালোবাসে। আর যদি ভালো না বাসত, তাহলে কিন্তু কষ্ট দিত। আসলে আ ডাইরেক্ট হিট করতো। তখন কিন্তু এরকম আবেগী একটা ভাব নিয়ে থাকত না। অ্যাঁ তো সেক্ষেত্রে আপনি আসলে ঐ একটা ঐ বিষয় নিয়ে টেনশন করবেন না। আপনি চেষ্টা করে যান আপনার ভালোবাসা দিয়ে আপনার ভালোবাসার মানুষটিকে একটু শান্ত করানো, একটু বোঝানো। দেখা যাচ্ছে, তাকে একটু আ ঘুরতে নিয়ে যান হয়তোবা এক্ষেত্রে একটা ভালো একটা সমাধান পেতে পারেন। তো আপনার কি মনে হচ্ছে, এভাবে করলে কি কোনো একটা ভালো কিছু পেতে পারেন?
জি। হুম। হু। আচ্ছা। হু। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, আপনি যেভাবে বললেন, আমি আ কখনো এভাবে চেষ্টা করি নাই। আ তবে আমি চেষ্টা করে দেখতে পারি, আসলে যে অ্যাস আ কতদূর কি হয়। তো একটা বিষয় হচ্ছে কি? আমি আ যেহেতু কাজে কর্মে সারাদিন বাহিরে থাকি, আ বাহির থেকে এসে অ্যা অনেক সময় দেখা যায় যে, আ বাহিরে তো বিভিন্ন রকম মানুষের সঙ্গে, আ উঠা-বসা আ ভালো-মন্দ, খারাপ অ্যা সব মিলিয়ে কিন্তু বাহিরে উঠা-বসা হয়, কথাবার্তা হয়। আ সবার সাথে আর একরকম ব্যবহার আ থাকে না। কাজের চাপে অনেক সময় দেখা যায়, যে মন-মেজাজ সবসময় খিটখিটে থাকে। তো অ্যা সবসময় যে ভালোভাবে এ কথা বলবো, সেটাও কিন্তু হয়ে ওঠে না। এবং আ তার যে আমি অ্যা মনের আ ভাবটা বুঝবো, এবং তার সঙ্গে যে কথা আ বলবো, সে আসলে কীভাবে কি করতে চাচ্ছে, কি অ্যা বলবে আমাকে। আ আমার এই আ বাহিরের কাজের চাপের কারণেই, দেখা যাচ্ছে যে, আ অতিরিক্ত মেজাজ খিটখটি হওয়ার ফলে, অ্যা সেটা তাকে আর আ বলতেও পারি না। হয়তোবা সে যখন আমাকে দেখে, যে আমি হয়তোবা একটু রাগ হয়ে আছি, আ সে ভয়েও হয়তোবা সে আমাকে অ্যা বিষয়গুলিকে আর বলতে পারে না। যে অ্যা সে সমস্যার মধ্যে আছে। তো এই যে আমি আ আবেগটা আমার আ নিজের মধ্যে আ কোনো না কোনোভাবে হারিয়ে ফেলেছি, ফিরিয়ে আনতে পাচ্ছি না। তো এইক্ষেত্রে যদি আপনি আমাকে আরেকটু পরামর্শ দিতেন, যে আসলে আমি আমার ভিতরের যে আবেগটা আছে, সেটা আ কিভাবে আমি ফিরিয়ে নিয়ে আসবো? এবং আমার আ সঙ্গীকে আ আমার যে আবেগীয় সমর্থন, আ সেটা দিব? এবং তার মনটা ভালো রাখবো?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। উহুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। জ্বি। আ শুরুতে আপনাকে যেটা করতে হবে, আসলে আপনি এ আপনার কথা শুনে মনে হলো ভারী একটা কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছেন। আসলে এখানে আপনিও আপনার আবেগ প্রকাশ করতে পারতেছেন না। আ সেক্ষেত্রে আসলে শুরুতে আ আপনি একটা কাজ করবেন। আপনার মনের কথাটা আ তাকে একটু বলবেন। আ তাকে একটু বলবেন কিভাবে? একটু ধীরে, ধীরে মানে একবারই সবকিছু বলতে যাবেন না। দেখা গেছে ধীরগতিতে বলবেন যে আজকে একটু বললেন, কালকে একটু বললেন। আরেকটু চেষ্টা করবেন আপনি আ তার পাশাপাশি থাকতে, হাত ধরতে, কাঁধে কাঁধ মিলিয়ে এবং কি আ ছোট আকারে আপনি কোন ভালো কথা আপনি বললেন, আপনার আবেগী কথাটা প্রকাশ করলেন। আর মাঝে, মাঝে চেষ্টা করবেন আসলে তার আ মধ্যে কি সে কি বলতে চাচ্ছে? এভাবে আসলে আপনি দেখতে পারেন। আরেকটা বিষয় তার সাথে আ কোন কিছু কথা বলতে অথবা, আপনি কোন কিছু জিজ্ঞাসা করতে চাইলে, অবশ্যই অ্যাঁ সেক্ষেত্রে তার একটু পারমিশন নেওয়ার চেষ্টা করবেন। "যে, আমি আ তোমার সাথে একটা কথা বলতে চাচ্ছি, তুমি কি যদি রাজি থাকো তাহলে আমি একটু বলতে পারি।" কারণ হয় কি? ঐ সময় আবেগী সময় অল্পতেই তার একটু মেজাজটা খিটকিটে হয়ে যায়। আপনি যেটা বললেন মেজাজটা খিটখিটে হয়ে যায়। আ সেক্ষেত্রে আবেগী সময় একটু এটা হয়ে থাকে। এটা নিয়ে আপনি কোন টেনশন করবেন না, ঘাবড়াবেন না। আ এখানে আসলে এরকম হয়। প্রতিটি মানুষের এরকম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে একটু শান্ত থেকে তাকে সুন্দরভাবে জিজ্ঞাসা করে আপনি তার সাথে একটু কথা বলবেন। আর ঐ সময় চেষ্টা করবেন একটু কম কথা বলার জন্য, কম বাক্য উচ্চারণ করার জন্যে। তাতে হবে কি? তার যখন পাশাপাশি থেকে তার সাথে একটু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, তখন দেখা যাচ্ছে কি? তার মধ্যে অটোমেটিক্যালি একটা অন্যরকম একটা ভালো ফিল চলে আসবে। যখন তার যত্ন নিচ্ছেন, উ সে তো তখন বুঝতেছে আমার সাথে তো সে কাজ করতেছে, আমার যত্ন নিতেছে, আমার খেয়াল রাখতেছে। তখন তার মধ্যে যে একটা আবেগী ভাবটা, এটা সে তখন চলে যাবে। আপনি এভাবে চেষ্টা করে দেখতে পারেন, হয়তোবা আপনার জন্য খুব ভালো হ হতে পারে। অ তো আপনার কি মনে হচ্ছে? এভাবে কি চেষ্টা করা যায়?
জ্বি। আচ্ছা। হু। আচ্ছা। আচ্ছা। হু। হুম। হু। হ্যাঁ, আমি এভাবে তো কখনো আগে এ চেষ্টা করে দেখিনি। আপনি অ্যা যেহেতু আমাকে পরামর্শটা দিলেন, অ্যা সেহেতু আমি চেষ্টা করে দেখবো আসলে অ্যা এ সে যখন মন খারাপ করতেছে কিংবা তার অ্যা একটা অ্যা মনের মধ্যে অস্থিরতা কাজ করছে। অ্যা সে সময় আমিও যদি অ্যা তাকে দেখা যাচ্ছে যে অ্যা কোন কিছু অ্যা রাগ দেখাই অথবা, ভয় দেখিয়ে জিজ্ঞেস করি, অ্যা সেটা অবশ্যই দেখা যাবে যে সে আরো বলতে চাবে না, কিংবা অ্যা সে যে কষ্ট পাচ্ছে, অ্যা সেই কষ্টটাতে আমি আর তাকে সমর্থন করতে অ্যা পারবো না। আপনি যে পরামর্শটা দিলেন আমি অবশ্যই অ্যা চেষ্টা করে দেখব যে সে যখন দেখা যাচ্ছে তার মন অ্যা খারাপ অথবা, তার একটু অ্যা আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমি অ্যা তাকে কিভাবে সমর্থন দিবো? আপনি যে পরামর্শগুলো দিলেন আমি সেভাবেই সমর্থন দেওয়ার চেষ্টা করবো। তাহলে অ্যা হয়তোবা দেখা যাবে যে, অ্যা তার মধ্যে যে কষ্টটা আছে, কিংবা আমাদের মধ্যে যে দুজনের অ্যা জানা-শোনা, বোঝার যে দূরত্ব অথবা, যে গ্যাপটা আছে সেটা হয়তোবা কমে আসবে।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। উহু। হু, হু। হুম। হু, হু। জি। হুম। জি। জি, আসলে আপনি আ ঠিকই বলছেন। এভাবে আসলে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে তো আসলে আ দেখা যাচ্ছে কি? ভালোবাসা আরো দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে। আ আসলে আবেগ মানুষের মধ্যে যেহেতু আপনি ওকে ভালোবাসেন, আপনাকেও সে ভালবাসে। তাই তো?
<clears throat> হু। জি।
হ্যাঁ, সেক্ষেত্রে আসলে আ আপনারা দুজন দুজনাকে কষ্ট দিবেন কেন? সেক্ষেত্রে আপনি আ তার সাথে দেখাচ্ছে মাঝে মধ্যে একটু বলবেন যে, চলো আজকে একটু বাইরে খেতে যাই। আ চলো আজকে একটু একসঙ্গে একটু হাঁটা চলাচল করে আসি। আ বা মানে আপনি এ তার কথা এ সমর্থন দিয়ে আপনি কথা বলবেন, তখন দেখবেন যে, আ তার মধ্যেও একটা ভালোবাসার ফিল অন্যরকম কাজ করতেছে। আপনার মধ্যেও একটু ভালোবাসার ফিল কাজ করতেছে। আর আপনি সবসময় চেষ্টা করবেন, তার মনের কথাটা জানার জন্যে। সে যেহেতু বলতে চাচ্ছে না, আ তাকে জিজ্ঞাসা করবেন যে, "তুমি কি আমাকে আ যদি চাও তাহলে কিছু আ বলতে পারো, সমস্যা নাই।" আ মানে আপনার আগে ভালোবাসাটা তার আ প্রতি ইয়ে প্রকাশ করবেন। আ ডাইরেক্টলি বলার দরকার নেই। হয়তোবা সেক্ষেত্রে একটু আ হিতে বিপরীত হতে পারে, রাগান্বিত হতে পারে, আপনি যেটা বললেন। শুরুতে তার সাথে এইযে বললাম যেভাবে কাঁধে কাঁধ মিলে একটু কাজ করবেন, তার একটু যত্ন, একটু খেয়াল নিবেন। "কি করতেছো না করতেছো?" বাইরে গেলে একটু ফোন দিবেন, "যে তুমি কি কিছু খাবা নাকি? তোমার জন্য নিয়ে আসবো নাকি?" এরকম কিছু আরকি। মানে আ তার সবসময় যখন আপনি যখন খোঁজখবর নিবেন, তার প্রতি একটু খেয়াল রাখবেন। তখন হবে কি? তখন আপনার প্রতি একটা আকর্ষণ, টান চলে আসবে। তখনই আপনি কিন্তু তার আপ আ মনের কথাটা শুনতে চাবেন। আ তখন দেখবেন কি? আ যে সে একটু আপনার মনের কথাটা আপনাকে আ ধীরে, ধীরে বলে দিবে। "হ্যাঁ, আমি তোমার এই কথাতে রাগ করছিলাম। এইজন্য আমি তোমার সাথে কথা বলিনি।" আ হাবিজাবি এরকম অনেক কিছু তখন বলে দিবে। আপনি এভাবে চেষ্টা করতে পারেন হয়তোবা সেক্ষেত্রে আরো ভালো হবে। আর আ আরেকটা জিনিস চেষ্টা করবেন। সেটা হচ্ছে কি? আ আপনার ঐ কষ্টে যাতে সে না থাকে, তার সামনেই দেখা যাচ্ছে তার বাবা-মার সাথে একটু ফোন দিয়ে কথা বলবেন, খোঁজখবর নিবেন। দেখবেন কি ঐ মেয়ের মনটা আরো একটু গলে গেছে। কারণ যখনই তার বাবা-মাকে ফোন দিবেন না? তখন দেখবেন কি? সে আ অনেকটা আনন্দ ফিল অনুভব করতেছে। "যে দেখো আমি তার সাথে একটু রাগ করে আছি, কথা বলতেছি না, কিন্তু সে আমার বাবা-মার খোঁজখবর নিতেছে।" এখান থেকে দেখা যাচ্ছে কি? আপনাদের এইযে সমস্যা ২ জনের যে আবেগীয় যে একটা আ কষ্টের সময়। যে আমার দিকে একটা সম সেক্ষেত্রে একটু আ হলেও আপনারা দুজনে একটু স্বস্তিতে থাকতে পারেন। এভাবে আপনি একটু টু চেষ্টা করে দেখতে পারেন। হয়তোবা আপনার জন্য খুব ভালো একটা কিছু হতে পারে।
হুম। আচ্ছা। হু। আচ্ছা। হুম। আচ্ছা। হু। আচ্ছা। হু। হুম। হ্যাঁ। অবশ্যই আপনি একদম অ্যা সঠিক পরামর্শটাই দিলেন। আমি এখন একটু আ শান্তি পেলাম। আপনার কথা শুনে, যে আসলে কিভাবে আ আমার যে আ life partner আছে তাকে আ আবেগ দিয়ে সমর্থন করব। অবশ্যই আমি চেষ্টা করব এখন থেকে আ তার খোঁজখবর নেওয়া, আ সে কি চাচ্ছে এবং বাইরে ঘুরতে যাওয়া এবং তার পরিবারের যে খোঁজখবর নেওয়ার যে ব্যাপারগুলি আছে। আ সে বিষয়ে আপনি আমাকে পরামর্শটা দিয়ে খুবই আমার উপকার করলেন এবং আমি আপনার এই পরামর্শ শুনে আ এত পরিমাণ একটা উপকৃত হলাম এবং এখন আমাকে এত একটা ভালো লাগতেছে তো পরবর্তীতে সে যখন, আ একটু কষ্ট পাবে, তাকে আমি আ আমার আবেগ দিয়ে আ সমর্থন করতে পারবো। তো আপনি আমাকে যে সমর্থনগুলো দিলেন আমি অবশ্যই মেনে চলবো। আ আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।
জি। জি। হ্যাঁ। জি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। জি। জি, জি আপনার জন্যও আ শুভকামনা। আপনার আগামী দিনগুলো আপনার আবেগী আ প্রভাবগুলো আপনার আ বউয়ের সাথে দেখা যাচ্ছে আপনার সহধর্মিণীর সাথে, সঙ্গীর সাথে ভালোভাবে কাটুক, একসঙ্গে আপনারা মিলেমিশে কাটুক। এটা আমি আপনার জন্য শুভ কামনা রাখলাম। ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
জি।